চে আসলে online বা অ online এ তো না। আসলে তথ্য এবং প্রযুক্তির যেই জিনিসটা সেটা কিন্তু আসলে শিক্ষায় কিন্তু অনেক একটা change এনে দিয়েছে। দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশে বসে আমি Oxford বা Harvard এর মতো university teacher দের দ্বারা শিক্ষিত যেসব courses আছে সেগুলো আমি free তে access করতে পারছি। মাঝে, মাঝ মাঝে, মাঝে হয়তো যদি pay ও করি সেই pay টা আসলে খুবই nominal আ যেটা হচ্ছে য হয়তো আমি সামনা-সামনি গিয়ে হয়তো এটা possible হবে না আমার attend করার জন্য। তো এই যে জিনিসটা আমি একদম world renowned আ teacher দের থেকে আমি শিখছি এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যেটা এখন হচ্ছে যে আমরা ভেবেও দেখি না যে এটা কতটা <chuckles> যুগান্তকারী একটা জিনিস।
উহু। জিত হ্যাঁ। জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। Possible হবে না। Exactly হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ। আসলে, আসলেই ওভাবে চিন্তা করা হয় না। কারণ জিনিসগুলো খুব সহজে পেয়ে গিয়েছি তো। অ্যা বাট আসলে behind the scene কী হচ্ছে সেটা আমরা অত ভাবনা চিন্তা করি না। কতটা লাভবান হচ্ছি এবং কত সহজে আর কি আ পৃথিবীর বিখ্যাত, বিখ্যাত মানুষের কথা শুনতে পাচ্ছি, শিক্ষকদের কথা শুনতে পাচ্ছি, এটি কিন্তু একটা বেশ বড় ব্যাপার। তো আ আপনি অনেক কথাই ব যেগুলো বললেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি বললেন। আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি যে, আপনার মনে হয়, আ মানে কী মনে হয় যে ভবিষ্যতে কি আসলে অ্যা প্রযুক্তি আরও শিক্ষার প্রসার ঘটাবে নাকি পরিবর্তন করে ফেলবে শিক্ষার এখন যে ব্যবস্থাটি সেই ব্যবস্থাটি? হু, হু।
হু, হু। হু, হু, হু। হু। হু, হু, হু। হুম। অবশ্যই। হু, হু। হু, হু, হু। অবশ্যই। হুম। হু, হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু, হু। আমার মনে হয় আসলে ভবিষ্যতে শিক্ষা আমাদের জ্ঞানের পরিতা আ মানে প্রযুক্তির যে যদি বলি শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় আরও change ঘটাবে। আর আম আমি আশা রাখছি আমি একজন আশাবাদী মানুষ। আমি আশা রাখছি আসলে এটা আরও ভালোর জন্য হবে। আ হয়তো অবশ্যই কিছু limitation তো থাকবেই। হয়তো প্রযুক্তি কত তাড়াতাড়ি adopt করা যায় সেটার উপরে depend করে আসলে যে কত ভালোভাবে এই জিনিসটা আমাদের এখানে মানে implement করা যায় বা শিক্ষার্থীরা কত ভালো ভাবে শিখতে পারবে। কিন্তু আমার মনে হয় দিনশেষে যখন নতুন, নতুন প্রযুক্তি আসবে তখন শিক্ষার জন্য ভালো, ভালো প্রযুক্তি মানে ভালো, ভালো মাধ্যম হয়তো আসবে। এখন যেমন দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্লাসই কিন্তু online এ আ মানে আমি বলব যে প্রযুক্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে electronic আ ওদের board থাকে যেগুলোর মধ্যে আ live হচ্ছে যে ওরা নানারকম জিনিস করা যায়, YouTube দেখা যায়, access করা যায়। এই গুলো আমার মনে হয় future এ আরও বেশি strong হবে। আসলে তো আমাদের দেশে আস্তে, আস্তে প্রযুক্তি অনেক দেরিতে আসে। তো দেখা <chuckles> যাচ্ছে দিনশেষে আমার মনে হয় যে এগুলো ভালো কা কাজেই আনবে। যারা আ practical বলুন বা অনেক জিনিস যেগুলো হয়তো প্রযুক্তির আগে সহজে আমরা access করতে পারতাম না। কিন্তু এখন আসলে প্রযুক্তির সহায়তায় আ বহির্বিশ্বে যেই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো আমার মনে হয় যে আরও তাড়াতাড়ি আমাদের শিক্ষাব্যবস্থায় যোগ হবে। যেটা আমি বিশ্বাস রাখি যে হয়তো একটু ভালো দিকে আসলে এটাকে প্রভাবিত করবে। আপনার কি মনে হয় এই ব্যাপারে?
হুম। জি। জি। হু, হু। জি। জি, হ্যাঁ। জি, জি। একদম, একদম। জি। আহ, হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি। জি। আ একদম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আসলে আমার মনে হয় যে আ অবশ্যই ইতিবাচক দিকেই আসবে।
হু, হু, হু।